আসলে ছোটবেলা থেকে যখন আমি টেলিভিশনে আসলে ওই আ wrestling দেখতাম বা কোনো ওই ধরনের কিছু program দেখতাম তখন ওই সময় যারা wrestlers ছিল তাদের আসলে body গুলো দেখে নিজের কাছেই নিজে একটু কল্পনা করতাম, "ইশ! যদি আমারও তাদের মতো এরকম body হতো বা হাতের muscle গুলো এরকম বড়, বড় হতো, 6 pack abs হতো।" এই ধরনের জিনিসগুলো দেখতাম আর আ ভাবতাম। তো আমার কিন্তু ছোটবেলা থেকেই এই ধরনের wrestling type এর জিনিসগুলা দেখার একটা আগ্রহ ছিল। এখনো বলা যায় যে আছে। আমি সময় পেলে মাঝেমধ্যে এগুলো দেখি। তো এগুলো দেখতে গিয়ে আমার ভেতরে একটা feeling কাজ করে। সেটা হচ্ছে যে, এরকম একটা body তৈরি করা। কারণ অ তাদের যে অ শরীরগুলো সেগুলো সুঠামদেহ এবং আকর্ষণীয়। তো এগুলো দেখে মাঝখানে আমি একবার চিন্তা করলাম যে ঠিক আছে এগুলো কিভাবে করে? তো আমি বিভিন্নভাবে YouTube এ video দেখে আ আমি চিন্তা করলাম যে এভাবে gym করলে হয়তোবা এই ব body গুলো হবে। তো তাৎক্ষণিক যেই দেখা সেই কাজ শুরু করা। তো আমি আসলে শুরুও করলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি সঠিকভাবে জিনিসটা শুরু করতে পারিনি। আসলে একটু ভুলভালভাবে আ ব্যায়াম-ট্যায়াম করলাম। করার ফলে এখন শরীরের বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন রকমের ব্যথা দেখা দিয়েছে। এ তো এইটা আসলে ব্যথাটা এমনভাবে হচ্ছে যে এখন ভালোই ব্যথা শুরু হয়ে গেছে। যার জন্য আমি আসলে আমার দৈনন্দিনের যে নিয়মিত কাজগুলো আছে সেগুলো করতে গেলেও এখনও ব্যথা অনুভব করছি। তো আসলে এই সমস্যাটা নিয়ে আসলে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়েই আছি যে কিভাবে আসলে এই ভুল ব্যায়াম থেকে আসলে গ ফিরে আসা যেতে পারে। আপনি কি আমাকে এই জায়গায় একটু সাহায্য করতে পারেন যে কি করা উচিত আমার?
জি। আচ্ছা। হুম। হুম। জি, জি। আচ্ছা। বুঝতে পারলাম। জি, জি। আসলে এরকম পরিস্থিতিতে আপনি আসলে ব্যায়াম করতে গিয়ে একটু এইযে মানে শারীরিকভাবে ব্যথার সম্মুখীন হয়েছেন এবং এটা নিয়ে যা আপনি কষ্ট পাচ্ছেন সেটা আসলে আপনার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। তবে আসলে আপনি একটু নিজেকে চেষ্টা করবেন যে একটু নিজের মনোবলটা শক্ত রাখতে এবং এইযে আপনি যেমনটা বললেন, এ শুরুর দিকে আসলে এরকম ব্যথা মানে মাঝেমধ্যেই হয়ে যায় যখন ঠিকঠাক মতো কিছু করা না হয়। তো আপনার থেকে যদি একটা বিষয় মানে জানতে চাই সেটা হচ্ছে যে আসলে আপনি যে বললেন ব্যথা হয় শরীরের বিভিন্ন প্রান্তে, তো ব্যথা স মানে ঠিক কোন, কোন জায়গায় হয় যদি একটু বলতেন?
হুম, হুম। জি। হুম, হুম। হুম, হুম। উ জি। হ্যাঁ। আসলে মূলত ব্যথাটা হচ্ছে যে আমার বাম shoulder এ। আর ২য় টা হচ্ছে যে আমার কোমরে। তো কো এই ২ টা ব্যথা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে, ওই যে gym এ যখন আমি video তে দেখেছিলাম ওইযে আপনি হয়তো লক্ষ্য করবেন যে ভারোত্তোলনের মতো যে অনেক বড় একটা হাতে নিয়ে ২ টা হাতে নিয়ে উপর থেকে নিচে up-down করে। তো আমি এই আসলে তারা যেভাবে weight নিয়ে করে আমি চিন্তা করেছিলাম মনে হয় এটা এভাবেই শুরু করতে হয় ১ম থেকেই যে এতগুলো weight নিয়ে করলে খুব জলদি করে আসলে আ body টা change হয়ে যাবে। তো আমি সেই চিন্তা করে এরকম কিছু ইট-টিট আসলে লাঠির সাথে বেঁধেছিলাম। ইটগুলোকে বাঁধার পরে সেগুলো আমি কষ্ট করে অবশ্য তুলেছি উপরে। কিন্তু তোলার পর যখন হাতটা উপর থেকে নিচে নামাইতে ন নামাই তখন ওই সময় আমার বাম shoulder এ একটু problem হয়ে যায়। আমি বুঝতে পারি যে তখন একটা problem হয়েছে এবং তারপর থেকেই ওই problem টা হ্যাঁ, আমার এখনো ঠিক হয়নি এবং যার ফলে এইযে ভারোত্তোলনের যে weight গুলো এগুলো নিয়ে আসলে একটু বসে আবার ওঠা ঘাড়ে করে নিয়ে, তো এটা করতে গিয়ে আমি বেশ ২ ৩ দিন করার পরেই, পর থেকে আমি বুঝতে পারতেছি যে এজন্য আমার কোমরেও একটু ব্যথা আমি অনুভব করছি। যার ফলে আ ধরুন বেশি বেশিক্ষণ একটানা বসে থাকলে <smacks lips> একটু কোমরটা অ্যাট মনে হচ্ছে একটু টানটান লাগতেছে বা আ একটু যদি নিচের দিকে একটু ঝুঁকে কাজ করতে যাই সেক্ষেত্রেও একটু কোমরে মা একটু pain অনুভব করছি। তো এইভাবে আসলে ভুলভাল একটা মানে ব্যায়ামের জন্য আরকি এই সমস্যাটা দেখা দিচ্ছে।
জি, জি। হু, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। Problem হচ্ছে। জি, জি। আচ্ছা। হুম। আচ্ছা, আসলে এইযে আপনি ব্যায়ামের পরে যে আসলে আ মানি ভুলভাল ব্যায়াম করার ফলে যে কোমরে এবং shoulder-এ ব্যথা পাচ্ছেন, এটা আসলে বোঝাই যাচ্ছে যে আপনি অনেকটা আসলে কষ্ট পেয়েছেন। এবং কষ্টর মধ্য দিয়ে আসলে যাচ্ছেন। বিভিন্ন কাজকর্ম করতে গেলে দেখা যায় ব্যথাটা অনুভব হয়। তো শুরুর দিকে আসলে এরকম মানি ব্যথা আসলেও সেটা কিন্তু মানি একটু সময়ের সাথে, সাথে আ শরীর কিন্তু মানিয়ে নেয়। তো এক্ষেত্রে আপনাকে বলব যে একটু ধৈর্য ধারণ করতে। যে ব্যথাটা আসলে দেখা যায় মানি দেখবেন যে আসলে সময়ের সাথে, সাথে একটু শিথিল হয় কিনা। তার পাশাপাশি এইযে আপনি যেমনটা বললেন বিভিন্ন আ কাজে কর্মের ক্ষেত্রে আপনার ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে কি আপনার মানি এইযে ব্যথাগুলো সাধারণত কোন মানি বা কখন, কখন সেটা আপনি অনুভব করেন? সেটা কি আসলে কাজ করার পরে, দিনের বেলা নাকি রাতের বেলা নাকি আসলে ঘুমার সময় একটু বেশি অনুভব হয় যদি বলতেন?
উ হুম। উ জি। উ-হুম। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। হুম। হ্যাঁ। হুম, হুম। আসলে মূলত ব্যথাটা আমার সবসময় আমার আমি অনুভব করেই করতেই থাকি। মানে এই ব্যথাটা আমার অনুভূতি সবসময় হয়। কারণটা হচ্ছে যে আমি যেটা আমি হাতের shoulder এ বললাম, ধরুন আমি একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে বেশিক্ষণ আমি ওটা ধরে রাখতে পারি না। আমার কাছে মনে হয় যে ওই যে জায়গাতে আমার problem হয়েছে ওই জায়গাটাতেই মনে হয় ব্যথাটা অনুভব হচ্ছে। আর এটা সবসময় সব কাজের ক্ষেত্রেই হচ্ছে। even দেখা যাচ্ছে যে official কাজে যখন এ বেশিক্ষণ desk এ বসে থাকতে হয়। আ সেই সময় আসলে আমি চাইলেও আর বসে থাকতে পারি না। আমার কোমর মনে হচ্ছে যে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে এরকম মাঝেমধ্যে মনে হয় এবং অনেক সময় একটা শিরশির ভাব করে কোমরের মধ্যে দিয়েই। আ এবং এটা নিয়ে আমি আস একটু বিচলিত যে আসলে আমি একটু ব্যায়াম করতে গেলাম যে আসলে স্বাস্থ্যটাকে একটু ইয়ে ভালো করার জন্য। কিন্তু সেখানে তো এখন মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে হিতে একটা বিপরীত একটা অবস্থা হওয়ার মতো অবস্থা হয়ে গেছে যে একসাথে ২ জায়গায় problem। যে একটা problem যদি হাতে হতো তাহলে নাইলে সেটা মেনে নেওয়া যেত যে কিছুদিনের পরে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে হাত এবং কোমর এইসাথে দেখা যাচ্ছে যে এবং এ বিভিন্ন workout করার ফলে শরীরের সব জায়গায় এখন ব্যথা অনুভব হচ্ছে। তো এই ব্যথাগুলা যতটা না কষ্ট দিচ্ছে তার থেকে বেশি tension হচ্ছে আমার আ হাতের এ যেটা shoulder এর যে ব্যথাটা এবং আমার কোমরের যে ব্যথাটা সেটাই সব নিয়ে আমি সবথেকে বেশি এখন চিন্তিত যে এগুলো যদি চিরস্থায়ী হয়ে যায় তাহলে তো দেখা যাচ্ছে যে আমি আ অল্প বয়সেই একটা বৃদ্ধের মতো অবস্থা হয়ে যাবে। যে আমি বসে থেকে দাঁড়াইতে গেলেই আমাকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে হবে। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকটাই চিন্তিত এই মুহূর্তে আমি ভাই।
আচ্ছা। জি, জি। হুম, হুম। জি, জি। হুম। বুঝতে পারলাম। হুম, হুম। আচ্ছা। হুম। জি। আচ্ছা, আসলে এই যে বিষয় নিয়ে আপনি অনেকটা চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেটা আপনাকে অনেকটা দুঃখ দিচ্ছে সেটা আসলে বোঝাই যাচ্ছে। আপনার কথাবার্তাতেই আপনি অনেকটা ভারাক্রান্ত মন নিয়েই আছেন। তো এ এইসব বিষয় নিয়ে আসলে তেমন একটা মানে চিন্তা করার প্রয়োজন নেই এবং চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজেকে একটু রিল্যাক্স রাখতে। কারণ সাধারণত শুরুর দিকে আসলে ব্যায়াম করলে এরকম, কম বেশি ব্যথা হয়ে থাকে। আপনি যেমনটা বললেন, যে হাতের ব্যথা বা শোল্ডারের ব্যথা বা কোমরের ব্যথা। তো এসব পরিস্থিতিতে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে, এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে ব্যায়াম করে তাদের অনেক, অনেক মানে ইন্সট্রাক্টর থাকে। তো আপনি যেমনটা বললেন, জিম করতে গিয়ে আপনার ইন্সট্রাক্টরের কিন্তু আপনি চাইলে পরামর্শ নিতে পারেন যে আসলে কি, কি পদ্ধতি অবলম্বন করলে আপনার ব্যথাটা আসলে সাময়িকের জন্য একটু কমতে পারে। তার পাশাপাশি এই যে আপনি আ সাধারণত যেমনটা বললেন, যে জিম করেন বা ব্যায়াম করেন সেটা আপনি আসলে অ্যা দিনে বা সপ্তাহে কয়দিন করার চেষ্টা করেন বা কয়দিন করেছেন?
উম উপ জি। হু, হু। জি। জি। জি। জি। আচ্ছা। উহু। আসলে আমি যখন এটা ১ম এ শুরু করেছিলাম আমি continue প্রতিদিন করারই চেষ্টা করি। আ সে যেটা হচ্ছে যে অনেক সময় সকালে করি, তো সকালে করার পর কিছু set বাকি থাকলে সেটা আমি সন্ধ্যায় করার চেষ্টা করি। তো এটা আমি আসলে আমার খুব ভালো লাগে জিনিসটা কিন্তু আমি এটা করি। কিন্তু এটা করতে গিয়ে হচ্ছে যে, এই যে মানে অনেক সময় ভুলভাল ভাবেই এটা করি। যে দেখা যে নির্দিষ্ট একটা সময় অনুযায়ী বা নির্দিষ্টভাবে যে একটা ব্যায়ামের যে ধরেন একটা pushup দিতে গেলাম কিন্তু সেটারও একটা মাপ আছে যে কিভাবে আপনার হাতের position হবে, কি কেমন আপনার body র position হবে। তো এগুলো কিন্তু আমি বুঝিনি আগে। আমি জাননি না যে এইটা এইভাবে করতে হবে। তো আমি যেমন শুধু হাত ২ টা শুধু মাটিতে ফালাই ফেলাই রেখে আমি শুধু pushup দেওয়া শুরু করতাম। আর যার ফলে দেখা যাচ্ছে যে অ্যা শরীরের যে, এ এটার ফলে যে শরীরের balance টা ঠিক হবে সেটা না হয়ে এর উল্টাটা হয়ে যাচ্ছে। অ্যা যখন হয়তো পু হ্যাঁ, pushup দিচ্ছি, দেওয়ার পরে যখন আমি একটু সোজা হয়ে দাঁড়াচ্ছি তখন আমি হয়তো দাঁড়ানোর পরে একটু ব্যথা অনুভব করলাম যে আমার পিঠের অন্য এক জায়গায় একটা ব্যথা নতুন করে অনুভূতি হচ্ছে। কিন্তু এগুলো আমার কাছে ১ম এর দিকে আরকি মনে হয়েছিল যে এটা হয়তো ১ম এর দিকে আমি শুরু করছি এজন্য হয়তো এই ধরনের ব্যথাগুলো। কিন্তু আসলে এটা বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, অনেক কয়েকদিন হয়ে গেল তারপরও মানে যেমন ১ম এ ব্যথাটা তীব্র ছিল এখনো ঠিক তীব্রভাবেই আছে। যে আমি উম এটা যে কমে যাবে এটার কোন আসলে লক্ষণই এবং বুঝতে পারছি না আসলে এই মুহূর্তে। তো উম এটা নিয়ে একটু চিন্তিতই আর কি ভাই।
আচ্ছা। জি, জি। জি, জি। হুম, হুম। উল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জি, আসলে এইসব বিষয় নিয়ে আসলে চিন্তা আসতেই পারে। যেমনটা বললেন, আস যে আসলে ব্যথাটা সময়ের সাথে, সাথে কমছে না এবং এটার কারণে আপনি আসলে দুঃখ পাচ্ছেন বা হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা আসলে ফুটে উঠছে আপনার কথায়। তো, এসব ক্ষেত্রে যেটা আপনার মানে সাধারণত করা প্রয়োজন সেটা হচ্ছে, আ আপনার মানে যখন ব্যথা তীব্র আকারে হচ্ছে, আপনি যেমনটা বললেন, যে ঘন, ঘন ব্যথা হচ্ছে, আপনার চেষ্টা করতে হবে যে, কিছুক্ষণ বা কিছুদিনের জন্য এই যে ব্যায়াম বা জিম থেকে একটু বিরতি নেওয়া। যাতে করে শরীরটা যেন নিজে, নিজে একটু এডজাস্ট হইতে পারে এবং আপনি চেষ্টা করে দেখতে পারেন যে ভারী কোন কাজ, যেগুলো আপনার হাতে, শোল্ডারে বা কোমরে প্রেশার দিবে, ওইরকম কাজ করা থেকে একটু নিজেকে বিরত রাখ এতে করে দেখা যাবে যে আপনার শরীর মানে আস্তে, আস্তে মানে সেট হইতে পারবে এবং তার পাশাপাশি, আপনি চেষ্টা করবেন যে লাইট ওয়েট যেসব ব্যায়াম বা ঘরোয়া পদ্ধতিতে যেসব ব্যায়াম করতে করা যায় সেগুলা করতে। এগুলাও কিন্তু অনেক উপকারী এবং এগুলোতেও কিন্তু বডি মোটামুটি ভালো হয়। তো, এগুলা আপনি চেষ্টা করে দেখতে পারেন এবং যদি দেখেন যে আসলে আ আপনার এই যে ব্যথাটা আসলে এ দিনের পর দিন বেড়ে যাচ্ছে বা আসলে যখন দেখবেন যে আসলে ব্য ব্যথাটা আপনার তীব্র আকারে ধারণ করছে, তখন চেষ্টা করে দেখতে পারেন যে কোন একটা পেশাদার বা এই যে এ ফিজিওথেরাপিস্ট যারা আসলে এই যে যেখানে ব্যথা থাকে ওইগুলাতে নি কাজকর্ম করে বা বুঝতে পারে তাদের শরণাপন্ন হতে। এতে করে তারা আসলে আপনাকে ভালোমতো নির্দেশনা দিতে পারবে যে কি, কি করলে আপনার ব্যথাটা কমতে পারে। তো, এসব বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই উপেক্ষা করে চলে। হয়তো দেখা যায় যে অনেকে আসলে সময়ের সাথে, সাথে ঠিক হয়ে যাবে ভাবে। তবে আসলে এই যে এসব পরিস্থিতিতে, মানে কোন একটা এই যে পেশাদারের সাহায্য নিলে দেখা যায় অনেক তাড়াতাড়ি এজ ব্যথা থেকে মানে সমাধান চলে আসতে পারে। তো এ এইগুলা কি আপনার জন্য কাজে লাগবে বা কাজে লাগতে পারে? বা আপনি কাজে লাগানোর কথা ভেবেছেন?
জি। উ-হুম। হ্যাঁ। উ-হুম। উম জি। উ-হুম। হুম। উ আচ্ছা। উ-হুম। উম জি। উ-হুম। জি। উ-হুম। <clears throat> আচ্ছা। <clears throat> উ-হুম। <clears throat> জি। জি। উ-হুম। জি। উ-হুম। উ জি। উম জি। আমি আসলে আগে এইভাবে এটার জিনি এই ব্যাপারটা এইভাবে এত deeply ভেবে দেখিনি। তো এটাই আমি ভাবছিলাম নিজে, নিজেই যে আমার মধ্যে এই ধরনের একটা problem দেখা দিয়েছে যেটা আপনি বললেন, ভারী কিছু এই মুহূর্তে না তোলা। তো এটা হয় কি আমি চেষ্টা করি যে ভারী কিছু তুলবো না। অ্যা কিন্তু অনেক সময় হয় কাজের ক্ষেত্রে অনেক ইয়া ইয়া কাজ করতে হয়। তো তাৎক্ষণিক আমি এক দেখা যাচ্ছে যে লজ্জার ভয়ে বলতেও পারি না যে আমার কোমরে আমি ব্যথা পেয়েছি বা আমার কোমরে ব্যথা, আমি এই মুহূর্তে এই কাজটা করতে পারব না। তো এই ধরনের কিছু বলতে গেলেও লজ্জা লাগে এবং আমি আসলে কারো সাথে এই জিনিসটা share ও করতে পারছিলাম না যে আসলে কিভাবে, কি করে আমি আমার এই problem থেকে বের হব। তবে আপনার সাথে যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আপনি খুব সুন্দর, সুন্দর করে আমার যে আসলে problem গুলো শুনলেন এবং শোনার পরে যে খুব সুন্দর করে অ্যা কিছু পরামর্শ দিলেন, তো আমার কাছে এখন মনে হচ্ছে যদি আমি এইভাবে চেষ্টা করি তাহলে হয়তোবা আমার যে এই ধরনের ভুলভাবে ব্যায়াম করার ফলে যে ধরনের ব্যথাগুলো সৃষ্টি হয়েছে আমার শরীরের মধ্যে সেটা অনেকাংশে হয়তোবা আমি কমিয়ে আনতে পারব। আ তো হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব আপনার এই উপদেশগুলো মেনে আমার কাজগুলো করার জন্য।
জি, জি। হুম, হুম। বুঝতে পারলাম। উম অবশ্যই। জি, জি। জি, জি। জি, আমিও আসলে আশা করছি যে আপনি সুন্দর মতো এই পরামর্শগুলা বা পদ্ধতিগুলা অবলম্বন করবেন এবং আমি আশা করছি যে সুন্দরভাবে যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, যদিও দেখা যায় যে আসলে শুরুর দিকে বা মানে ১ম কয়েকদিন ব্যথা থাকতেই পারে এবং এটা থাকাটাই স্বাভাবিক। সেটা কিন্তু আস্তে ধীরে সময়ের সাথে, সাথে কমে যাবে। তো ওই সময় পর্যন্ত আপনাকে একটু ধৈর্য্য ধারণ করতে হবে এবং নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটু বিশ্রাম নিতে। কারণ বিশ্রাম নিলে অনেক ক্ষেত্রে এটা কমে যাবে এবং আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইল এবং আমি মনে করি আশা করছি যে এটা থেকে আপনি অনেকটা পরিত্রাণ পাবেন।
জি। উহু। জি। উহু। আচ্ছা। উহু। জি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো কার্যকর কিছু কৌশল আমাকে জানিয়ে দিলেন যেটা আমি অবশ্যই apply করব এবং আমার কাছে মনে হচ্ছে আমি এটা apply করলে সুস্থ হতে পারব। ধন্যবাদ আপনাকেও আপনার পরামর্শের জন্য।